জ্বী, জ্বী। আসলে আব হয়েছে। এটা কখন হয়েছে আমি আ আমার এখনো মনে পড়ে। আমি যখন এইচএসসি পরীক্ষাটা দেই। হ্যাঁ? এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা বা মানে আ রেজাল্ট এর তো একটা বিষয় থাকে। তো যখন ফলাফলটা পাইলাম, হ্যাঁ? ফলাফলটা আমার ১ম দিকে আসলে সত্যি কথা বলতে এত একটা ভালো আসেনি। হ্যাঁ? তো ভালো আসেনি তখন যেটা আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া তে তো আসলে আ মানে ব্যা সবাই আমার ফ্রেন্ড লিস্টে যারা হচ্ছে গিয়ে ধরেন আ মানে এইচএসসি পরীক্ষা দিছে। এমনকি দেয় নাই যাদের আসলে আত্মীয়-স্বজন দিছে, অথবা দেখা গেছে যাদের ছেলেমেয়ে দিছে। তো তারা না ইচ্ছামত পোস্ট করা শুরু করলো যে <smacks lips> তাদের ছেলেমেয়ে অনেক ভালো করছে। তাদের হচ্ছে গিয়ে আত্মীয়-স্বজন অনেক ভালো করছে শুভকামনা এগুলা, এগুলা, না অতিরিক্তভাবে বলা শুরু করছে। তো এমনকি এমনও দেখছি যে আমার মামাতো ভাই, হ্যাঁ? উনি, ও হচ্ছে গিয়ে রেজাল্ট আসলে ভালো হয় নাই বলতে গিয়ে কি, ধরেন জিপিএ 5 আসলে পায় নাই। কিন্তু তার মানে আমার যেহেতু <laughs> মামা হয় তো উনি পোস্ট দিছে এরকম ভাবে যে আ মানে বা তার ছেলে হচ্ছে গিয়ে এ প্লাস পাইছে এবং তাকে অনেক শুভকামনা। তাকে আলাদা করে ক্রেস্ট দেওয়া হচ্ছে। তো আমি তো আসলে এগুলো দেখে না এমনি আ খুবই মনটা খারাপ, যে আমি পাইনি। ১মে। যদিও পরে আসলে আমি রি মানে রি-চেকে দেওয়ার পরে আমার আসলে এ প্লাসটা এসে পড়েছে। এটা আসলে <smacks lips> খুবই ভালো একটা বিষয়। তবে ১ম, প্রথম যখন এই ঐদিন যখন আসলে পোস্ট গুলা দেখতাম, তখন আমার মনে হইলো যে না মানুষের আসলে এত কি দরকার! কারণ অনেক মানুষই তো আস আ ছিল যে কষ্ট করে পায়নি। তো তারা দেখলে তো খারাপ লাগবে। তো তখন আমি আসলে এব একটা সময় ছিল যে আ মানে ১ মাসের মতনই। আমি যতদিন পর্যন্ত রিচেক এর ফলাফলটা না পাই, ততদিন পর্যন্ত আমি আসলে এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম। এটা আমার মনে পড়ে এখনোও।
আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা। একদমই, একদম। আচ্ছা, আচ্ছা। <giggles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ। <laughs> আচ্ছা, আচ্ছা। <giggles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <giggles> একদমই, একদমই। একদমই ঠিক। একদমই, একদমই। <giggles> বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে একটি আত্মীয়র কথা যে, আসলে আ তিনি এই ধরনের আসলে এ প্লাস পেয়েছিলেন এবং সেটাকে কিন্তু বেশ হাইলাইট করে লোক দেখানোর নীতি সেটা আসলে দেখাচ্ছিলেন। যাতে করে আপনি আসলে খুব একটা বেশি আসলে ব্যাপারটা আসলে পছন্দ করেন নাই। কারণ আ মানুষের আসলে অনেক ক্ষেত্রে এটা দেখে এক ধরনের খারাপ লাগার যে অনুভূতি, সেটা হতে পারে। এই জায়গা থেকে কিন্তু এ ধরনের যে চিন্তাটা সেটা আসলে এসেছে। বেশ দারুণভাবে কিন্তু সেটি বললেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় না যে, এই যে আ বন্ধু বা পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের যে আসলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এক ধরণের বেশিই কিন্তু সচরাচর দেখা যায়। তো আপনি কখনো আসলে এই ধরনের মানে দেখা কি আসলে কখনো কি আসলে বিরক্ত মনে করেছেন? বা এই ধরনের সোশ্যাল মিডিয়া অতিরিক্ত দেখার ফলে কোন সমস্যা কি কখনো হয়েছে?
<giggles> জ্বী। হাইলাইট করে। লোভ, হ্যাঁ। <giggles> একদমই না। হতে পারে। হু, হু। <laughs> জ্বী। হু, হু। দেখা যায়।

আচ্ছা। নিজের অভিজ্ঞতায় বলতে কি? হ্যাঁ, আসলে প্রভাবিত হয়েছি। কারণ আ দেখেন আসলে <chuckles> আমি একটু সোশ্যাল মিডিয়া যখন চালাই, দেখা যায় কি? যে বিভিন্ন মানুষের সাথে কিন্তু আমি মানে এব কানেক্টেড হচ্ছি বা, একটু যোগাযোগ কিন্তু বাড়ছে বা, দেখছি। তোব যেটা হচ্ছে যে মানে ইদানিং ধরে অ্যা ব্যা বেশি লক্ষ্য করেছি Instagram এর ক্ষেত্রে সেটা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ? যে মানুষ আসলে সে যেটা না, সেইটা আসলে তার আ মনে করেন লাইফস্টাইলে দেখাচ্ছে। অথবা সত্যি কথা বলতে কি? কখন আসলে এটা করে? যখন আ সে একটা জিনিস চাচ্ছে অ্যা মানে অ্যা তার ইচ্ছা যে এরকম হওয়ার। তো সে এটা হওয়ার আগেই যেটা করে যে, ধরেন ওই বিষয়ে বিভিন্ন ধরনের পোস্টে দিতে থাকে অথবা, <smacks lips> ধ হয় কি? যে এমনও দেখছি যে অন্য জায়গা থেকে একটা পোস্ট এনে সে তার স্টোরিতে দিয়ে রাখছে। এ একটা ফ্রেন্ড আসলে আমার আ ছিল বেশ কিছুদিন আগে। যে হচ্ছে গিয়ে ধরেন আমি তাকে আসলে পার্সোনালি চিনি। হ্যাঁ? তো সে বা মানে আমি জানিও যে তার চলাফেরাটা কিরকম এবং সে যেটা করলো যে তার স্টোরিতে সে দিচ্ছে কি সে বিএমডব্লিউতে চড়তেছে এবং মানে বড়, বড় জায়গায় আসলে হ দেখানোর একটা বিষয়টা হ্যাঁ, সে দিচ্ছে। কিন্তু খুবই অবাক হলাম যে আসলে তো সে এরকম না। ও পরবর্তীতে যেটা বুঝলাম যে আসলে তার মধ্যে কিন্তু একটু সমস্যা বা, ঘাপলা আছে। তো অব পরবর্তীতে একটু তার সাথে দূরত্ব বজায় রাখছি আরকি।
আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ। আচ্ছা, আচ্ছা। একদম, একদম। আচ্ছা, আচ্ছা। একদমই। <laughs> একদম, একদমই। একদম, একদমই। আচ্ছা। একদমই আ শো অফ করা বা, দেখানোর যে ব্যাপারটা। একদমই। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। একদমই, বেশ দারুণভাবে বললেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বা, এইযে দেখানোর যে একটি আ প্রবণতা বা, লোক দেখানোর এ নীতিতে আসলে বাঙালির যে ব্যাপারটা যে আসলে সবাই বেশি আসলে আ বিশ্বাসী এবং এই ব্যাপারটা আসলে করে থাকে যেটা আসলে আপনি করলেন। তো এইযে সোশ্যাল মিডিয়া কথাই বলছিলেন। তো এছাড়াও কি মানে দে-দেখেছেন কখনো যে আসলে এইযে বা কেউ অতিরিক্ত আসলে পোস্ট করছে বা, শেয়ার করছে যেটা আসলে মনে হয় যে আসলে বা সম্পর্কের মধ্যে কোন একটি সমস্যা তৈরি হচ্ছে। তো এটা আসলে আপনার বন্ধু ব্যতীত অন্য কোন ক্ষেত্রে কি আসলে হয়েছে? যেটা নিয়ে আসলে পরবর্তীতে আ আপনি বা facebook ব্যবহার করাই বন্ধ করে দিয়েছেন? বা এ ধরনের কমানোর কিছুটা আসলে হয়েছে আসলে মনে?
হুম, হুম, প্রবণতা। হুম, হুম। <laughs> হ্যাঁ। জ্বী। হুম, হুম, হুম। অবশ্যই। <sneezes>

জ্বি আসলে বিরূপ প্রভাব কিন্তু আমার মনে ফেলেছে, হ্যাঁ? কারণ হচ্ছে গিয়ে মানে এই যে লোক দেখানোর যে বিষয়টা, হ্যাঁ? এইটা আমার কাছে মনে হয় কি? যে আ মানে আমার ক্ষেত্রে আসলে এই বিষয়টা একদমই উম যায় না কারণ আমি মনে করি হচ্ছে গিয়ে সবসময় যে, "যত আমি কম লোক দেখাতে পারবো, ততই হচ্ছে গিয়ে আসলে ভালো।" বা আ social media কে এখন আসলে <scoffs> সত্যি কথা তে এইসব কারণে avoid ই করতে চাই। মানে এতই একটা প্রভাব ফেলছে যে আ মনে হয় কি যে, যে কোনো মানুষকে দেখলেই যদি আসলে আব সে একটু অন্যরকম ভালো দেখানোর চেষ্টা করছে। আমি মনে করি যে এটা একটু fake, বা একটু অতিরিক্ত দেখাইতে চাচ্ছে বা তার মধ্যে অহংকার আছে। এটা কিন্তু আসলে social media থেকেই আসছে। তো এখন আসলে আমি চেষ্টা <scoffs> করি যে অ হ নিজে আসলে একটু কম মানুষকে দেখানোর, নিজের বিষয়গুলো এবং অন্যর মানুষগুলা মানে অন্য মানুষ যদি আসলে তার বিষয়ে বেশি বলতে চায়, ঐটাকে আসলে avoid করার চেষ্টা করি। তো অনেক সময় এটা আমার কাছে মনে হয় যে, "না! উচিতও না।" তো এরকম প্রভাব কিন্তু আসলে এ পড়েছে।
একদমই, একদমই। <chuckles> একদমই, একদমই। একদমই ঠিক বললেন! একদমই, একদমই। হ্যাঁ, একদমই ঠিক বললেন। একদমই। একদমই! একদমই। বেশ দারুণ এবং চমৎকারভাবে কিন্তু বললেন যে বিরূপ যে মা মতাদর্শ বা বিরূপ বা একটি পভা প্রভাবের যে ব্যাপারটা, সম্পর্কে, সেটা কিন্তু social media তে আসলে যখন বেশি দেখায় বা খুঁটিনাটি সবকিছুই তখন কিন্তু এক ধরণের আসলে তার প্রতি যে আসলে মনক্ষুন্ন হওয়া বা এক ধরণের যে অহংকার প্রদর্শন করছে সেটা কিন্তু আপনি লক্ষ্য করেন, যাতে করে পরবর্তীতে তার থেকে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টাটা, সেটা কিন্তু আসলে করে থাকেন। তো আপনার ক্ষেত্রে যদি বলতেন যে আসলে ভবিষ্যতে যখন আপনার সন্তান-সন্তনি বা পরিবারকে এ ধরনের আসলে social media ব্যবহারের যে ব্যা দিকটা যখন তাদের জীবনে আসবে, তখন আসলে লোক দেখানো বা প্রবণতা যে ব্যাপারগুলো রয়েছে, সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে চান? বা এটা আসলে তাদের ভিতরে আপনার মতো করে আসলে নিজেকে আ গড়ে তোলার যে ব্যাপারটা, সেটা আসলে কীভাবে করতে চান?
হুম, হুম। এড়িয়ে যাওয়ার চেষ্টা হুম। একদমই। হুম, হুম। জ্বী। <chuckles>